একটা হচ্ছে যে, আ আমাদের অনেক সময় আরামদায়ক পরিবেশের দরকার হয়। মানে কোলাহলমুক্ত, যে, চিল্লাচিল্লি আ বা আওয়াজ, বাজনা, হর্ন এগুলো কিন্তু অ মানসিক চাপ আসলেই বাড়ায়। তো আমাদের যখন এই মানসিক চাপের ব্যাপারটা থাকে, তো আমরা যদি এমন একটা জায়গায় আরাম করতে পারি বা আমাদের পছন্দমতো বা আরামদায়ক কিছু রাখতে পারি, কিছু সুগন্ধি ব্যবহার করতে পারি, তো এই হালকা যে, সংগীতগুলা আছে যেগুলোকে আমরা সফট মিউজিক বলি, তো এগুলো শুনলেও কিন্তু অনেক সময় হয় কি আমাদের যে, মানসিক অবস্থা এটা অনেক সময় পরিবর্তন হয়। আর কিছু <grunts> আমরা অনেক সময় সামাজিক যে, ধরনের কাজগুলো আছে, যেমন আমরা দরিদ্র মানুষকে সাহায্য করতে পারি, তারপর হচ্ছে সমাজের যে, ছোটখাটো, হ্যা, হ্যা। ছোটখাটো যে হ্যা, হ্যা।
জ্বি। জ্বি। হ্যা, হ্যা <chuckles> বা প্রতিবেশীর সাথে একটু আ হ্যা, প্রতিবেশীর সাথে একটু সময় কাটানো বা হচ্ছে ওদের খোঁজ-খবর নেওয়া বা বিভিন্ন পশু-পাখির যত্ন নেওয়া, ও তাদের সাথে একটু সময় কাটানো এটাও আমার কাছে মনে <tsk> হয় যে, একটু মানসিক চাপ কমাতে সাহায্য করে।
হু, হুম। হ্যা, এই বিষয়টা আপনি যেটা বললেন যে, পশু-পাখির সাথে সময় কাটানো, এটা কিন্তু একদম অনেক বেশি কাজে লাগে এবং বিশেষ করে বিড়াল, কুকুর আমরা যেগুলো বাড়িতে পালন করি এগুলো স হ্যা।
বা আমাদের এ জ্বি। জ্বি। যে, বিড়াল, কুকুর, হ্যা। একদম যেগুলা বাড়িতে পোষা যায়, এইসব জিনিসের উপর হচ্ছে একটু সময় দিলে না, ওই জিনিসটা হচ্ছে এই যে, মানসিক যে, চাপটা থাকি আমার মনে হয়, এটা অনেক ক অংশে কমে আসে। যেটা নরমালি ক্ষেত্রে একটু কম হয় বা ওদের সাথে টাইম কাটালে আমার মনে হয় অনেক জিনিসটার টায়া মানে মানসিক শান্তি একটা আসে।
হ্যা, এটা এটাই। দেখেন যে, এরকম হয় যে, অনেক সময় আমরা বাড়িতে আছি তো আমাদের সাথে যদি কোন পো পোষা প্রাণী থাকে তাদের সাথে যে, সময় কাটানো আ বা সুন্দর যে, মুহূর্তগুলো আছে সেগুলো আসলেই আমাদেরকে অনেক বেশি ডিপ্রেশন কাটাতে সাহায্য করে, এছাড়া ধরেন আরেকটা ব্যাপার হচ্ছে বই পড়া। আসলে আমরা ইতিবাচক যে, বইগুলা আছে, যেগুলো পড়ার মাধ্যমে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি আসলে চেঞ্জ হয়ে যাবে। তো ওখানে কিন্তু অনেক সময় অনেক আবার এরকমও হয় যে, আমাদের যদি মানসিক চাপ এতই বেড়ে যায়। তখন অনেক সময় আসলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কিন্তু আমরা এটাকে চাইলেই কিন্তু বাদ দিতে পারব না। আমরা বাদ দিলে কিন্তু হ্যা।
জ্বি। এ্যা জ্বি। হ্যা, হ্যা। হ্যা। এটা বাদ দি এটা হয় মোস্টলি কি <tsk> হয় যে, অনেকে এই জিনিসটা শেয়ার করতে চায় না, যেমন আমার কি নিয়ে প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আমি হচ্ছে কারো কাছে বলতে চাই না, শেয়ার করতে চাই না। এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা বেড়েই যায় কখনো কিন্তু কমে না।
হ্যা, এটা ঠিক। আপনি যেটা বললেন এটা একদম ঠিক, যে, আমরা যে, কাউকে আ শেয়ার করব। শেয়ারিং এর ব্যাপারটা থাকলে অবশ্যই এটা সঠিকভাবে সমা হবে, হ্যা।
জ্বি। <tsk>